আচ্ছা, আমি না বেশ কিছুদিন ধরে আসলে একটা সমস্যায় পড়েছি, দেখা যাচ্ছে কি যে, আ কোনো কিছুই আসলে আমার মনে হচ্ছে যে ঠিকমতো যাচ্ছে না। কেমন জানি একটা একঘরে একটা ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। আ বুঝে উঠতে পারছি না যে উম <smacks lips> আমি কী করলে আসলে এই ব্যাপারটা, এই পরিস্থিতি থেকে আসলে বেরিয়ে আসবো? আমার কাছে সবকিছুই কেমন জানি একটু মানে <smacks lips> মনে হচ্ছে যে আশা হারিয়ে ফেলছি, এরকম একটা লাগছে।
হুম, জি। হুম, হুম। হুম, জি।
তো এরকম অবস্থাতে আমি আসলে কার সাথে কথা বলবো? কার থেকে আসলে উম কোন ধরনের পরামর্শ চাবো? সেটাও বুঝে উঠছিলাম। তার জন্য আসলে চিন্তা করলাম যদি আপনার থেকে কিছু পরামর্শ পেতে পারতাম এই বিষয়ে তাহলে হয়তো আমার জন্য খুব সহজ হত।
হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি।
তো আপ এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য কিছু পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন?
উম হ্যাঁ, পরামর্শ তো আসলে দিবো, তবে তার আগে না বিষয়টা, প্রথমে বলবো যে এতটা হতাশ হবেন না আর ভেঙে পড়বেন না, কোনো বিষয় নেই। আ আপনার ঠিক সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে? এই ব্যাপারটা যদি আসলে খুলে বলতেন না, তাহলে আরকি আ আমার জন্য কিন্তু বিষয়টা বুঝতে সমস্যা হত মানে সুবিধা হতো। আর আপনার যে সমস্যাটা সেটাও আসলে হয়তোবা খুব ভালো একটা পরামর্শে আসতে পারতাম। তো ঠিক আপনার সমস্যাটা কোথায় হচ্ছে? ব্যাপারটা একটু খুলে বলেন আরকি, জি।
হ্যাঁ। ওকে। জি, আসলে ব্যাপারটা যেটা হচ্ছে আমার, আমি হচ্ছে একটা নতুন জায়গায় এসেছি আম তো সেখানে আমার হচ্ছে স্থানীয় কোন ধরনের নেটওয়র্কিং নাই, নেটওয়ার্ক নাই। আমি আসলে তেমন মানুষকে চিনিই না। আমি যে একটা চাকরি খুঁজবো, আ দেখবেন যে চাকরি খোঁজার ক্ষেত্রে কিন্তু সবসময় কেউ যদি একটা মানুষ পরিচিত থাকে, তার থেকে আসলে বলা যে, আচ্ছা তোমার কোনো পরিচিত মানুষ আছে কী না? যে আমাকে একটু চাকরি দিতে পারবে, এরকম একটা ব্যাপার-স্যাপার হয়। আ আমার তো আসলে সেটার কোনো উপায়ই নেই, আর অনলাইনে আসলে খুঁজে পাচ্ছিও না। তো এরকম অবস্থাতে আমি আসলে যে পরিস্থিতিতে পড়েছি, আর শুধুমাত্র যে চাকরি খোঁজার ক্ষেত্রে তাও তো না, একটা নতুন জায়গায় আসলে একটা মানে ইয়া লাগে যে, না কেউ একজন আছে তার থেকে আসলে যে কোন সময় আসলে কোন সমস্যা পড়লে, কোন একটা মানে কী বলব? ইনফরমেশন জানতে হলে সবকিছুর ক্ষেত্রেই তো আসলে দরকার পড়ে এরকম। তো আমার তো আসলে এরকম কোনো এরকম নতুন জায়গায় স্থানীয় যা মানে জায়গায় এসে কোনো সমর্থন পাচ্ছি না। তো ম এটা নিয়ে আসলে আমার ভীষণ মাথা ব্যাথা বা টেনশন হচ্ছে, কী করবো? কীভাবে করে আসলে আগাবো? কিছু বুঝে উঠতে পারছি না। এজন্য আমার মনে হচ্ছে যে দিন, দিন যেন একঘেয়ে ঘোরে হয়ে যাচ্ছি, একঘেয়েমি একটা ভাবও চলে আসছে। কোন কাজেই আমি মন বসাতে পারি না। আমি আসলে পড়ালেখার জন্য এসেছি, যেখানে এসেছি সেখানে কোন ধরনের পড়ালেখা করব কী? আমার আসলে এইগুলো টেনশনেই আসলে দিন যায়, যায় অবস্থা। তো উম এটা নিয়ে ভাবছিলাম যে, যে আপনি যদি আসলে কিছুটা সাহায্য করতেন এই বিষয়ে।
হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম, হুম। হুম, জি। হুম, জি। হুম, হুম। হুম, জি। <clears throat> হুম, হুম। হুম, জি। উম, বুঝতে পারছি। না আসলে আপনার আ চিন্তার আ যে একটা বিশেষ কারণ আছে সেটা আসলে বুঝতে পারলাম। তবে প্রথমে বলব যে দেখেন, আ আপনি চিন্তা করবেন না কোনো ক্ষেত্রে য যেখানে আসলে বেশি চিন্তা করবেন সেখানে না আটকে যাবেন আরকি তত বেশি। তো সেক্ষেত্রে চিন্তা না করে আ আপনি আপনি আসলে যেটা করতে পারেন, বিশেষ করে যেমনটা আসলে বলছিলেন যে আপনার পরিচিতির যে ক্ষেত্রটা সেটা আসলে তুলনামূলক কম বা ওইখানে নেই। তো এক্ষেত্রে না আপনি আ ঠিক আব আবার বলছিলেন যে আসলে আপনি কোন পড়াশোনার জন্য গিয়েছেন। তো ভারসিটিতে কিন্তু আসলে আ আপনার যেখানে প্রতিষ্ঠানে পড়াশোনা করতে গিয়েছেন সেখানে কিন্তু আপনার কিছু ব্যাচমেট আছে। তো আপনি আ কী করতে পারেন আপনার ব্যাচমেট দের সাথে কিন্তু আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রথমে আরকি গড়তে পারেন। আর এতে করে হবে কী যে আপনার যে নেটওয়র্কিং এর যে ক্ষেত্রটা সেটা কিন্তু আসলে তুলনামূলক আরকি মানে করার জন্য আরকি সহজ হবে। আপনি পরিচিতির যে ক্ষেত্রটা সেটা কিন্তু আসলে আপ তুলনামূলক আরকি বা বাড়াতে পারবেন বা পরিচিতি বাড়াতে পারবেন মানুষদের ক্ষেত্রে। তাহলে হবে কী, যে আপনার আ যে নেটওয়র্কিং টা করা সেটাও কিন্তু আসলে সহজ হয়ে যাবে। তো আ আপনি কী আসলে এখন পর্যন্ত কোনো বন্ধু বানানোর চেষ্টা করেছেন? জি।
হ্যাঁ। হ্যাঁ। ওকে। ওকে। আ আসলে বেশিদিন তো হয়নি। বন্ধু বানানোর চেষ্টা তেমন একটা হয় না কারণ আমি আসলে অনলাইনে ক্লাসগুলো করছি। এখন আমার in-person ক্লাস শুরু হয়নি। তো সেক্ষেত্রে আসলে বন্ধু বানানো হয়নি। এটাও একটা সমস্যা যে <snorts> আ দেখা যাচ্ছে সব তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আ যে একটা ক্লাস করতাম গিয়ে সেটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা ছাড়া কোনো আ মানে নতুন ওখানে থাকে স্থানীয় কেউ ছিল না। যার জন্য আসলে সমস্যাটা হয়েছে। <smacks lips> এখন যদি এই সেমেস্টার না শেষ হয় পরের সেমেস্টার না আসা পর্যন্ত আমি হয়তো আম পারবও না, মানে কোনো নতুন বন্ধু বানাতে। সেক্ষেত্রে আসলে আমি মানে খুবই সমস্যার ভেতরে পড়েছি যে কী যে করব আ বুঝেই উঠতে পারছি না আসলে।
হ্যাঁ, হ্যাঁ। উম, জি। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম। বুঝতে পারছি। তো তারা কেনো আসলে আরেকটা ব্যাপার আসলে আ যদি আসলে একটু বা জানাতেন যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা বল্লেন। তো আপনি কী আসলে দেশের বাহিরের কথা বলছিলেন এতক্ষণ ধরে নাকি আসলে দেশের আ ভিতরের আসলে ব্যা বোলত কথা বলছিলেন? এই ব্যাপারটা যদি বলতেন না তাহলে
হ্যা। দেশের বাহিরে আসলে। জি, দেশের বাহিরে আসলে।
আচ্ছা তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনি না আ ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আসলে জব খুঁজতে পারেন। এটা কিন্তু আসলে দেশের ভিতরে বাহিরে ২ ২ ক্ষেত্রেই কিন্তু আসলে কাজে দেয় আরকি। তো আপনার আ
হ্যাঁ, আপনি যেটা বলছেন যে ইন্টারনেটে খুঁজতে এই কাজটা আসলে করেছি। কিন্তু দেখা গেছে কী ইন্টারনেটের মাধ্যমে তো নেটওয়ার্কিং করা মানে আমার জন্য এখনো যেহেতু পরিচ এখানে স্থানীয় কাউকে চিনি না। নেটওয়ার্কিং-ই তো করতে পারছি না। আর যারা ধরেন ইন্টারনেটের মাধ্যমে কেউ ডাকছেও না যে আমি ধরেন বলছি যে আচ্ছা আমাকে আসলে আ আমি এপ্লাই করেছি কিন্তু ইন্টারনেটের মাধ্যমে এখন খুবই য কম হায়ার করছে। এটাই আসলে সমস্যাটা মেইন।
হুম, জি। হুম, হুম। হুম, বুঝতে পারছি। না বিষয়টা আসলে একটু পীড়াদায়ক বটে। তবে দেখেন আপনি না এপ্লাই করার যে ব্য ধৈর্যটা সেটা আসলে হারাবেন না। না হারিয়ে আ আপনি ইন্টারনেটে যেটা করতে পারেন ১ম অবস্থায় সেটা হলো যে আপনার না যে আ আ যখন আসলে বাহিরে থাকবেন বা, আছেন তো আ আপনি কিন্তু দেখবেন যে আপনার মতোই কিন্তু আসলে আরো অনেক মানুষ কিন্তু এই যে বাহিরে আছে বা, আপনার আ বাহিরে তারাও কিন্তু আসলে থাকছে বা, তারাও কিন্তু আসলে মানে এই যে দেশের মানুষের সাথে আসলে পরিচিত যে ব্যাপারটা আ সেটাই আসলে হওয়ার একটা চেষ্টা করবেন আগে। তো তার পরবর্তীতে যেটা করবেন যে তারপরে যেটা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু আসলে আপনার সমস্যাগুলো যেগুলো যেমনটা আসলে আপনি আ জব নিয়ে আসলে একটু চাপের মধ্যে আছেন। তো এই বিষয়গুলো তাদের সাথে বন্ধু বানিয়ে তারপরে কিন্তু আসলে বলবেন। আ এতে করে হবে কি? এতে করে তাদের হাতে যদি কোন প্রকার সোর্সেস থাকে আ সেগুলো কিন্তু আসলে আপনাকে বলবে। আর আ আপনি কিন্তু এই বিষয়গুলো আরকি আ তাদের থেকে শুনে নিয়ে কিন্তু আসলে আপনি একটা একটা মানে আ আ নেটওয়ার্ক কিন্তু আসলে ভালোভাবে বানাতে পারবেন। বিশেষ করে এই যে মিউচুয়াল বন্ডিং যে ব্যাপারটা সেইভাবে করে কিন্তু আপনি এখানে আ চেষ্টা করে দেখতে পারেন। এতে করে হবে কি যে আপনার আ বন্ধুও হলো, আবার নেটওয়ার্কিং টাও হলো। তো এভাবে করে কি আসলে চেষ্টা করেছেন আপনি? জি।
ওকে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। বাহ! না, আপনি যেভাবে করে বললেন, এভাবে তো কখনো চেষ্টা করিনি। তবে আমার কাছে মনে হচ্ছে এটা একটা কাজে দিতে পারে। আর যে অনলাইন এর কথাটা বললেন সেটা আসলে একদম ছেড়ে দেওয়া যাবে না। অবশ্যই মাথায় রাখতে হবে যে ঠিক আছে। একবার পাইনি। তাতে কি হচ্ছে বারবার আসলে চেষ্টা করে যেতে হবে। এই জিনিসটা আসলে অবশ্যই মাথায় রাখব। তবে যে জিনিসটা আমার কাছে মনে হয় কি যে এখন যেহেতু একটা জায়গায় এসেছি, হ্যাঁ? শুধুমাত্র চাকরি পাওয়ার ক্ষেত্রেই না। একটা অচেনা জায়গায় যদি আসলে দেখা যাচ্ছে অনেক উম সময় তো অনেক ধরনের সাপোর্ট দরকার হয় যে ধরেন আ নতুন কোথায় কোন জায়গাটা কি আছে? কিংবা কোন জায়গায় কোন জিনিসটা আসলে ভালো হবে? এগুলো তো আসলে স্থানীয় মানুষরাই বেশি জানে আর তাদের থেকে আসলে ইনফরমেশন গুলো নিতে খুব সুবিধা হয়। তো ওরকমভাবে আসলে কোনো কমিউনিটি যদি খুঁজে পেতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো কারণ বিদেশি কমিউনিটিতে অনেকেই পায় কিন্তু আসলে দেশি কমিউনিটি যেগুলো সেগুলো পেয়ে থাকার যদি কোনো আসলে অ্যা থাকে না সবচেয়ে কোনো সহজ উপায় যদি থাকতো আমার কাছে মনে হচ্ছে তাহলে আমার জন্য খুবই সহজ হয়ে যেত। আমি মানে এখানে থাকাটাও খুব সহজ হত আসলে।
<clears throat> হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। উম জী। আ হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম দেখেন আ বুঝতে পারছি। তাহলে এক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি না আ আপনার আসলে যে আ ভার্সিটি আছে সেখানে কিন্তু আসলে যে কমিউনিটি গুলো আছে ওখান থেকে না আ আপনাদের দেশের বা আপনি আসলে বাংলাদেশেই আ থেকেই আসলে গিয়েছেন আশা করছি। তো সেক্ষেত্রে বাংলাদেশের মানুষদের অ্যা ক্ষেত্রে না যে যেটা করতে পারেন তা যারা আছে তো তাদেরকে কিন্তু আসলে indivisually কিন্তু আপনি একজন একজন করে আসলে এড করতে পারেন। তারপরে কিন্তু আসলে আ তারা যদি ফ্রেন্ড আপনার accept করে বা তারা যদি আসলে আপনাকে follow back করে বা আপনার প্রোফাইল যদি দেখে আসলে তারা আপনাকেও চিনতে পারে তখনও কিন্তু বিষয়টা আপনার জন্য বেশ একটা আ কার্যকারী আর সহজ ব্যাপার হবে বলে আসলে মনে করছি। তো এক্ষেত্রে আসলে আপনাদের আ কলেজে বা ভার্সিটির যে কমিউনিটি গুলো আছে, আ সেখানে কিন্তু আসলে জয়েন করতে পারেন। আর এখানে কিন্তু আসলে একটা পোস্টও দিতে পারেন যে আ আমিও বাংলাদেশে একজন ছাত্র মানে বাংলাদেশ থেকে এসেছি পড়াশোনার উদ্দেশ্যে। তবে আমি বন্ধু বানাতে চাচ্ছি বা আমার পরিচিত যদি আসলে আমার আশেপাশে বাংলাদেশী কেউ থেকে থাকে, আ তাহলে তারা কিন্তু আপনাকে reach out তারাই করে নিবে। আর বিশেষ স করে সকলেই কিন্তু আপনার আ যেটা হয় যে নিজের দেশের মানুষদের কিন্তু আসলে আপনার আ বেশি প্রাধান্য দেয়। তো আব এভাবে করে কিন্তু আসলে আপনি যদি করেন তাহলে আপনার জন্য বেশ সহজ একটা ব্যাপার হবে বলে আমি আ আশা করছি আরকি। আর যে চাকরির যে ক্ষেত্রটা এটা নিয়েও আসলে খুব বেশি আরকি দুশ্চিন্তা হবে না আরকি জ্বি ভাই। <clears throat> তো এভাবে দেখতে পারেন। জি।
হ্যাঁ। হ্যাঁ। ওকে। বুঝতে পেয়েছি। হ্যাঁ। বাহ! ঠিক বলেছেন। আচ্ছা। হ্যাঁ আপনি যেভাবে করে বল্লেন এভাবে করে তো কখনো চিন্তা করিনি। তবে আমার কাছে মনে হচ্ছে এগুলো আসলে প্রতিটাই কাজে দিবে। অনেক আসলে আম এই জিনিসগুলো নিয়ে বাধা-বিপত্তির ভেতর ছিলাম। মনে হচ্ছিল যে নাহ এবার হয়তো মানে এখানে এসে কোনো লাভ হলো না। আমার উল্টো আসলে দেখা যাচ্ছে একটা বা মানসিক চাপের ভেতর দিয়ে পড়ে গেছি। কিন্তু আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে নাহ, প্রতিটা মানুষেরই তো আসলে মানে কী বলব, একটা নিজস্বতা একটা নিজস্ব একটা কমিউনিটি থাকে প্রতিটা দেশেরই। তো ওরকম খুঁজে বের করে পুরো কমিউনিটিতে পোস্ট যদি নাও দিতে পারি, একজন একজনের কথা যেটা বল্লেন, যে লাগলে একজন একজনকে পার্সোনালি এড করে নেওয়ার কথাটা। এটা করলে তখন তারা নিজেরাই আসলে উদ্যোগ দেখাবে যে না "সে যেহেতু একটা নতুন মানুষ তাকে সাহায্য করাটা উচিত।" এটা তারা হয়তো বুঝতে পারবে। তো আমি এটা অবশ্যই মাথায় রাখব এবং আমার কাছে মনে হচ্ছে যে সামনের দিনগুলো আমার জন্য আসলে এত কঠিন আর হবে না। কারণ আ আমি তো আসলে এখন বুঝে গেছি যে উম আমি কিভাবে করে আসলে আ এগোলে আমি নতুন কোনো মানুষের সাথে কানেকশন বানাতে পারবো, নেটওয়ার্কিং বাড়াতে পারব। আর সেটা আমাকে যে আসলে কতটুকু সাহায্য করবে ভবিষ্যতে সেটাও আসলে কিন্তু আমি বুঝতে পারছি। আমার কাছে এখন অনেক হালকা মনে হচ্ছে আপনার সাথে কথা বলে। মনে হচ্ছে যে না নিশ্চয়ই আসলে আম আমার জন্য এই জিনিসটা যাত্রাটা শুভই হবে। সু তো আপনি আমার কথা যে এত মনোযোগ দিয়ে শুনলেন আর আমাকে এত চমৎকার কিছু পরামর্শ দিলেন তার জন্য কিন্তু আপনাকে আসলে অনেক, অনেক ধন্যবাদ। আর কী বলবো, আসলে খুবই হালকা অনুভব করছি, ঘাড়ে থেকে বোঝা কমে গেল।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। উম জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হুম, জ্বী। উম হু। জি, আর আমিও আপনার আসলে শুভকামনা করছি। আর সাথে আশা করছি যে আপনি যে সমস্যাটার মধ্য দিয়ে যাচ্ছেন সেটা থেকে খুব দ্রুততার সাথে আসলে বেরিয়ে আসতে পারবেন। আর একটা বিষয় আসলে মাথায় রাখবেন, আপনি যদি কোনো বিষয়কে কঠিনভাবে নেন বা সমস্যা হিসেবে দেখেন আ তাহলে কিন্তু বিষয়টা আপনার জন্য কঠিন আর সমস্যারই হবে। তো এক্ষেত্রে আপনি যেটা করবেন যে সবকিছুকে সহজভাবে নেবেন। তাহলেই যা জীবন সহজ হয়ে যাবে। তো আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন।
একদম।